হ্যাঁ, বে বিষয়টা হলো তখন এরকম হয়ে থাকে, যদি সেটা সমাধানের উপায় থাকে। যেমন লবণ কম হলে, লবণ আপনি দিয়ে নিতে পারবেন। কিন্তু বেশি যখন হয়ে যায়, তখন তো এটা অ্যাডজাস্ট করা <chuckles> তো এই এই এই হলো এ এ এটাই হল বিষয় যে মানে, কিন্তু যেটা হলো যে আমরা আ ধরেন যে যদি সেটা খাবারের মতো হয়ে থাকে? অর্থাৎ আপনার একদম অখাদ্য হয়ে গেলে ভিন্ন কথা। যেটা ধরেন যে অতিরিক্ত লবণ পড়ে গিয়েছে, এখন এ কী করবেন? কিছু করার নাই। তো ওটা বাদ দিতে হবে। সেটা আলাদা কথা। কিন্তু এছাড়া ধরেন যে যদি খাওয়া যায়? তাহলে আমরা ওটা খেয়ে নেই এবং <chuckles> বলতেও চাই না। কথা বলতেও চাই না কিন্তু আ অন হ্যাঁ, এইটা মানে এই ধরেন জো আয়োজন করতে হয়তো অনেক রাত হয়ে গেছে। মানে ১১ টা বেজে গেছে, আমরা খেতে বসতে, বসতে। ঐ সময় তো আরেকটা মেনু তৈরি করা তো মানে ধরেন যে কঠিন একটা বিষয়। ১২ টা, ১ টা বেজে যাবে। পরের দিনের, আ পরের দিনের তো আবার মানে ডেইলি কর্মব্যস্ত থাকতে পারে। হ্যাঁ।
জ্বী। ঝাল হলে তো আর দেওয়া যাচ্ছে না। <chuckles> ও! হ্যাঁ। আচ্ছা। তারপরে যা হয়েছে হোক, খাওয়া-দাওয়া তো হয়ে যাক। তাই তো? জ্বী। তা তো ঠিক। কর্মব্যস্ততা থাকতে পারে, অন্যান্য কাজ-বাজ থাকতে পারে। সঠিক টাইম এ ঘুমাতে হবে, এই বিষয়টাও থেকে থাকে আরকি। জ্বি, চমৎকার বসে বললেন এবং বাড়িতে যদি সবাই মিলে রান্না করা হয়? এই রান্নার প্রথাটা কি প্র প্রত্যেক পরিবারের করা উচিত বলে আপনার কাছে মনে হয়, যদি একটু সংক্ষেপে বলতেন আরকি?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। হ্যাঁ। সব পরিবারের অবশ্যই আমার মনে হয়, করা উচিত। কারণ হলো যে ব্যা ধরেন যে, নিজেদের রান্নার মধ্যে যে একটা মমতা থাকে, এটা টেস্ট আপ-ডাউন করতেই পারে। কিন্তু মমতা যেটা থাকে, এটা আপনি চাইলেই বাইরে থেকে নিয়ে এসে মানে, বাইরে থেকে আনতে পারেন, মানে আ আয়োজন করো জোন্য
হ্যাঁ। রেস্টুরেন্ট এর খাবার নিয়ে আসলে তো, অতটা আনন্দ হয় না। যতটা বায়ি নিজে বায়ি বাড়ির রান্না করলে হয় আরকি।
অতটা আনন্দ হয় না। হ্যাঁ। হ্যাঁ, তো নিজেদের ফ্যামিলিতে রান্না করলে ওই যে, বন্ডিং টা আপনার ভালো হবে। সবার সঙ্গে যোগাযোগটা হবে, আলোচনা, আ কথাবার্তা। তো সবকিছু মিলিয়ে আমার ধারণা যে, সবারই আসলে এটা করা উচিত। প্রত্যেক ফ্যামিলি তেই টুকটাক। আ মাঝে, মাঝে টুকটাক না, মাঝে, মাঝেই আয়োজন করা উচিত। আপনি সপ্তাহে অন্তত ১ দিন, ২ দিন করতে পারেন, আমার ধারণা।
জ্বী। হ্যাঁ। জ্বী, চমৎকার বললেন। এবং শেষ ১ টা প্রশ্ন আপনার কাছে অ্যা বলতে চাই। সেটা হচ্ছে হলো কি? নতুন প্রজন্ম তো অনেক ক্ষে ক্ষেত্রেই একাকী জীবন বা দেখা যাচ্ছে ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে, অন্যদিকে একটু বেশি এ এগিয়ে, তা মানে অগ্রগতি হচ্ছে বা ব্যবহার করছে, দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে সামাজিকতা বা পরিবারের সবার সাথে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। তো এরকম উম কিছু, অনুষ্ঠান করে কি, তাদেরকে সামাজিক বোধ এবং পরিবারের সাথে একত্রতা বোধ, শেখানো যায় বলে আপনি মনে করেন?
হুম। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ।